আসলে যেটা হয়েছে কি যেরকম আমাদের কিন্তু আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি হলেও দেখবেন যে একটা কি আমরা কিন্তু আমাদের মতো থাকছি হয়তো বা আমাদের বাসায়। আমার চাচা কিন্তু সেম বাসায় থাকছে না। উনি কিন্তু পাশের বিল্ডিং এ থাকছে। কিংবা আমরা একটা সেম সোসাইটি তেই কিন্তু সবাই থাকছি। কিন্তু আগে যেটা হতো যে সবাই কিন্তু একটা বাসাতেই থাকত। তো সুখে বলেন, দুঃখে বলেন একই সাথে মানে আপনার না চাইলেও কিন্তু তারা জিনিসগুলোকে দেখছে, অবজার্ভ করছে, মনিটর করছে জিনিসগুলো, আরেকটা জিনিস থাকতো যেরকম আমরা বড় হয়েছি যে বাবা শুধু কি বলবে সেটা না। চাচা এটা ভুল করলে চাচাও কিন্তু বকা দিতে পারে। কিংবা চাচীও কিন্তু এটা ব কিন্তু এখনকার জেনারেশন এ দেখবেন যে যেটা হয় যে আমার বাচ্চা আমি শুধু শাসন করব কিংবা আমি কথা বলব। অন্য কেউ কিন্তু আমার বাব আমার বাচ্চাকে জিনিসটা বলতে পারবে না। কেন শিখাতে আসবে? এই ধরনের একটা টেনডেন্সি ও কিন্তু আমাদের মধ্যেও
হ্যাঁ। হু। আচ্ছা। অর্থাৎ পরিবারের দায়িত্ববোধ ও অনেকটা সীমাবদ্ধ হয়ে গেছে, তাই তো? যেমনটি আপনি বলছিলেন যে আসলে আপনার চাচার সঙ্গে ও তাদের অ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা আসলে শাসন করার ক্ষেত্রে তারা কিন্তু জড়িত ছিল। যে যেখ যেমনটি এখন বলছেন যে আসলে শুধুমাত্র নিজের সন্তানদের কথায় সবাই চিন্তা করে। তো এই যে এটার পাশাপাশি আপনি আ যে আরেকটা কথা বললেন যে এখন কিন্তু সবাই এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা আসলে দেখা যাচ্ছে নতুন প্রযুক্তির যে সকল ডিভাইস এসেছে সেগুলোতেই ব্যস্ত হয়ে পড়ছে। তবে <clicks tongue> আপনার কি মনে হয় যে আসলে এই যে সামাজিক টান বলেন বা পারিবারিক টান আন্তরিকতা এগুলো কমার পেছনে এই যে নতুন প্রযুক্তি এটার প্রভাব আসলে কতটা?
হ্যাঁ, এক্সাক্টলি। জী। জী। একদম। আসলে এটার প্রভাব তো আছেই। এটার কিন্তু প্রভাবটা আমাদের বাবা চাচা কিংবা তাদের যে আগের জেনারেশন সেখানে অতটা না পড়লেও আমাদের জেনারেশন কিংবা তার পরবর্তীতে কিন্তু খুব ভালো পড়েছে। আপনি দেখবেন এখনকার বাচ্চারা কিন্তু খুবই ইন্ট্রোভার্ট হয়। তারা খু সহজে ইভেন আমরা যতটুকু সহজে অন্য একটা মানুষের সাথে মিশতে পারি, আমার দেখা কিন্তু অনেক বাচ্চা কিংবা আমার ফ্যামিলি তে কিন্তু অনেক বাচ্চা আছে, যারা মানে নতুন কাউকে দেখেছে, আমরা যেরকম গেলেই সালাম দিচ্ছি, কথা বলছি কেমন আর তাকে আমি চিনি না চিনি।
হুম। আচ্ছা। অর্থাৎ একটা রীতিনীতি বা একটা ঐতিহ্যগত কিছু ব্যাপারও থাকে, তাই তো?
হ্যাঁ, হ্যাঁ। যেটা আমরা একদম ছোট থেকে দেখে আসছি। হ্যাঁ একদম ছোট থেকে যেটা আমাদেরকে শেখানো হয়েছে যে সে যেই হোক না কেন তুমি সালাম দিয়ে শুরু করবে কিংবা যে, যে রিচুয়ালস আসলে মানে যে ধর্মে। তো সেভাবে শুরু করবে। সালাম দিয়ে কিভাবে আছে, তাকে মুরুব্বি আছে, তাকে বাসায় বসতে দাও। পানি দাও, এট লিস্ট পানি দাও। কিংবা হচ্ছে নানা ধরনের থাকে না যে তাকে হচ্ছে রেসপেক্ট সে যাতে বুঝতে পারে যে তুমি তাকে রিসপেক্ট করছো। তোমার কথায় যাতে সে কোনভাবে কষ্ট না পায়, সে যদি ভুল কিছুও বলে সুন্দর করে চুপ করে হেসে চলে আসো। ওখানে কিন্তু মুখে, মুখে তর্ক করা কিংবা উত্তর দেওয়ার যে একটা ব্যাপার যেটাকে আমাদের কিন্তু হ্যাঁ।
হুম। একদম। হুম। অর্থাৎ বড়দের সম্মান করারও একটা ব্যাপার ছিল। বিশেষ করে যেমনটি আপনি বলছেন যে আসলে বড়দের মুখে, মুখে তর্ক না করা বা তাদের আসলে দেখভাল করা, তাদের আ যেমনটি বলছিলেন যে পানি এগিয়ে দেওয়া আ এবং সম্বোধন করা খুব চমৎকার বললেন। তো সেই ক্ষেত্রে আসলে এই রীতি, রীতিগুলো যাতে হারিয়ে না যায় তার জন্য কি পারিবারিকভাবে বা দেখা যাচ্ছে যে সামাজিকভাবে কোন পদক্ষেপ নেওয়া যেতে পারে? বা আপনার কি মনে হয় যে আসলে এই আ পারিবারিক টানটা বজায় রাখতে গেলে আসলে কি করা উচিত?
এক্সাক্টলি। হুম, হুম।